হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম আর ওই মুহূর্তে না আমাদেরও উচিত কি জানেন যে, ওদের অতিরিক্ত যেন কষ্ট না হয় ওইটা নিশ্চিত করা। তো দেখেন, আপনি আমি যখন খাওয়া শেষ করে উঠতেছি এটা খুব কষ্টের না কিন্তু হয়তো ২ মিনিটই বেশি লাগে। কিন্তু দেখা যাচ্ছে এতে না ১ টা কাজ কমে গেল। তো এরকম না হাজার জ্বী, জ্বী, জ্বী, জ্বী।
জ্বি, জ্বি, জ্বি। উ হুম। না আসলেই মানে অনেকখানি রি রি রিলিভড ফিল করবেন যে আপনি যখন এই নিয়ে উনার একটা ছোট্ট কাজেই হয়তো এবং এম মানে এইযে আপনি ম মানে ছোট্ট কাজ কিন্তু ব্যাপারটা আপনিও যেটা বললেন ব্যাপারটা খুব ভয়ংকর কিছু না। কিন্তু অ্যা উম এইযে একটা জিনিসটা দেখাচ্ছে যে হ্যাঁ আমি পাশে আছি। আমি সাহায্য করছি, তুমি একা না। এই ব্যাপারটাই কিন্তু এই যে, একটা অনুভূতি বোধ এই জিনিসটাই কিন্তু আসলে খুব সুন্দর। আপনারা দুজনের এ্যা ছোট সংসার কিন্তু তাতেও যে এই সুন্দর করে ব্যবস্থাটা রেখেছেন। এটাও কিন্তু রে খুব একটা ইয়ে ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। আমি বলব স এ আমাদের সামাজিক প্র প্রেক্ষাপটে। আমাদের প্রেক্ষাপটে তো মানে আপনি যেটা বললেন যে, "আমি কাজ করি, আমি সারাদিন বাইরে থাকি।" এখানে কিন্তু আরেকটা খুব ও মজার ইয়ে আছে বা মজার বলি বা দুঃখজনক বলি ব্যাপারটা। ন অনেকেই যে এ আপনি বললেন না, "ছেলেরা চাকরি করে তাহলে আমাদে ওদের হয়তো ১০ টা থেকে ৬ টা কাজ। তারপর বাসায় এসে আর কোনো কাজ নাই।" কিন্তু ও ওই আ মায়েরা আসলেই ওদের কিন্তু ২৪ ঘণ্টায় সকাল থেকে রাত আবার আরো অনেক কিছু আছে। পরদিন ভোরে কি হবে? আপনি অফিসে যাওয়ার আগের দেখা যাচ্ছে বে ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে। মানে আমি তো বুঝ আ ওম মানে মাদের এরা আমরা দেখি যে পরিবারেরগুলোতে বিভিন্ন সময় এরকম হয়। হ্যাঁ? তো আপনার এই জিনিসটা
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী ধন্যবাদ। জ্বী, জ্বী, জ্বী, অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। কিন্তু একটা স্ত্রীর কিন্তু সকাল থেকে রাত। <chuckles> জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। এ্যা আর আ আপনি না মানে আপনি আমি না সবসময় একটা জিনিস দেখা যায় যেমন, আমার আমার ক্ষেত্রে যেটা অনেক বেশি হইছে যে, আমি ছোটবেলা থেকে এইটা মনে করছি, আচ্ছা এটা তো হওয়ারই কথা যে, আমি একটা খা মানে খাবার আমার লাগবে আমি যেয়ে বলতেছি, "আ আম্মু আমাকে এটা বানাইয়া দাও।" আম্মা আম দেখা যাচ্ছে কি যে, আম্মা না অনেক অসুস্থ বা তার শরীর খারাপ হইতেছে আমি হয়তো খেয়াল করি নাই। কিন্তু তখন কিন্তু সে বানায় দিচ্ছে কারণ সে মা।
জ্বি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ কিন্তু কিছুই আপনাকে বুঝতেই দিচ্ছেন না।

জি, জি, জি। আ
এগোনো সময় এই কাজগুলো তো মানে খুব সহজ না কিন্তু যতটা বাইরে থেকে দেখে মনে হয়। আর ব্যাপারটা কি মানে প্রতিদিন ৩ বেলা কিন্তু খাওয়া আমরা ৩ বেলা খাই। তার মাঝে আরো দু, ১ বার দুবেলা টুকটাক খাওয়া হয়। বাসায় অতিথিরা আসে। সামাজিক ক্যা বিভিন্ন কর্মকান্ড করতে হয়। মানে কাজে ছোট, ছোট, আ অনেক কিছু কিন্তু এগুলো কিন্তু অনেক কিছুর সঙ্গে অনেক কিছু জড়িত আসলে। এখানে যখন জি। আচ্ছা।
আসলেই, আসলেই। আর হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। অনেক কিছু থাকে। জি একদম ঠিক। আর আমরা করি কি জানেন? যে আমি যেমন আমার দিক থেকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমার কাছে মাঝে মাঝে একটু বিরক্তিকর <tsk> ও লাগে। সেটা হইলো আমাদের বুয়া আসে অনেক সকালে তো আমার আমি আসলে আরেক ঘন্টা ঘুমাইতে পারতাম। তো আমার ১ ঘন্টা ঘুম কম হয় এর জন্য কিন্তু আমি সবার আগে উঠি। উঠে যেটা করি ফ্রেশ ট্রেশ হয়ে আমি ১ম রুটিটা ভেজে নেই। আমাদের ফ্রোজেন রুটি রাখা হয়। আমি রুটিটা ভাজি ও সবসময় তরকারি এবং অন্যান্য জিনিস রেডি রাখে। আমি জাস্ট করি কি যে ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটাটা নি, চুলায় দি, রেডি হয়ে যায়। তারপরে আমরা দুজন
জি। আ ছাড়া। <giggles> বুঝতে পেরেছি। আচ্ছা। বাহ! তাহলে ঐখানেও আপনি একটা সাহায্য করে তারপরে বেরোচ্ছেন দিনের শুরুতেই। খুবই ভালো।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। তারপরে আমরা একসাথে প্রথমে ব্রেকফাস্ট টা শেষ করি। না সকালের নাস্তাটা খাওয়া শেষ করি। তারপরে দেখা যায় যে, আমি অফিসের জন্য বের হয়ে যাই। ও আবার দেখা যায় আরেকটু পরে বেরোয়। তো তারপরে ও বের হয়ে যায়। আবার আমাদের অফিস আমাদের বাসা থেকে অনেক কাছে। তো আমরা চেষ্টা করি কি দুপুরের নাস্তাটা বাসায় খাওয়ার। জি, জি, জি আমি তো জি, জি। এ এটা আসলে আমা এটা আমার জন্য। আমরা আসলে একই এ্যা কাছাকাছি আমাদের অফিস। তো আমি যেটা করেছি আমার বাসাটা ঠিক একদম পাশের গলিতে নিয়েছি। যে আসলে যে কোন কিছু হইলে যেন হুট করে বাসায় চলে আসতে পারি। তো আমাদের আসলে একটা জিনিস কি ও যেমন রান্না করে কিন্তু একবেলার জন্য করে না। ও করে কি যে একবারে ২-৩ দিনের রান্না বেশি করে রান্না করে তারপরে আমরা ওটাকে ভাগ করে দীপ ফ্রিজ এ রেখে দিই। এবং প্রত্যেক মানে প্রত্যেকদিন যখন ওই খাবারটা বের করে গরম হয় না একদমই কিন্তু মনে হয় যে আজকে রান্না হইছে। যে পুরা জিনিসটা ওরকম ফ্রেশ থাকে।
হয়ে গেলো। এটা তো আপনি তাহলে আপনারা ভাগ্যবান। আ এটা তো খুবই রেয়ার ব্যাপার। বাহ! হু, হু। জি। আচ্ছা। উম না আপনারা যখন জিনিসটা মানে পরিকল্পনা করে করছেন। তখন কিন্তু জিনিসটা সেভাবেই থাকা উচিত আসলে। আপনারা তো মানে হঠাৎ করে করছেন না যে হ্যাঁ এটা হয়েছে আজকে খাওয়া বেঁচে গেছে তাই ঢুকিয়ে দিলাম ব্যাপারটা তা না। আপনি তো আসলেই একটা পরিকল্পনা করেই করছেন যে আমি এরকম রান্না করবো। সেটা আগামী ৩ বেলা ধরে খাবো। তখন কিন্তু ব্যাপারটা আর মানে অগোছালো হয় না। তখন জিনিসটা কিন্তু অনেক গুছানো। এ্যা জিনিসটা জি।
আত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আর ও আসে না দেখা যায় কি সপ্তাহে ২ দিন দেখা যায় ভালো মানে ২ দিন রান্না করে ও। তো ২ দিন দেখা যায় অনেক কষ্ট হয়। বিশেষ করে ও একটা এক মা ওরা করে কি, স ওরও একটা ভালো গুণ আছে যে ও ২-৩ পদে সবসময় রান্না রেডি রাখে তো দেখা যায় প্রত্যেকদিন ভ্যারাইটি থাকে একটা যে আজকে এইটা খাইতেছি, কালকে ওইটা খাচ্ছি। কিন্তু কষ্টটা হয় ২ দিনই ওর শো প্রধানত।
আচ্ছা। হু, হুম। আচ্ছা। বাহ!

হুম, খুব ভালো। মানে এই, এই যে, আপনি নিজে থেকে জিনিসটা বুঝে নিয়ে এবং খালি বুঝে নেন নাই। মানে একটা জিনিসটা হয় আমি বুঝছি। কিন্তু করছি না। আপনি বুঝে নিয়ে কিছুটা হলেও কন্ট্রিবিউট করছেন। এই জিনিসটাই কিন্তু অনেক। মানে, মানে, সো আপনারা যেটা বললেন যে, আপনি এই ছোট, ছোট, কাজগুলো সাহায্য করেন। এর বাইরে আপনি কি আপনারা কোন কাজের টাইম টেবল এগুলো কি উম <smacks lips> মেইনটেইন করেন নাকি জিনিসটা কিভাবে ব্যবহার করেন? আরেকটা জিনিস যদি বলি, ধরেন অ্যা পুরুষ আর মহিলা যত যাই বলি একটু হলেও ভিন্নতা তো আছেই। শারীরিক দে শক্তি সো হয়তো ভারী কাজগুলো একজন করে কি কিন্তু মহিলারাও কিন্তু আমি দেখেছি অনেক শক্তি মানে অনেক ভারী বা অনেক শারীরিক শক্তির কাজ করতে হয়। যেমন ধরেন এই আটা পিষতে হতো একসময়ে এই করতে হতো। এরকম অনেক কিছু কিন্তু ওনারা হয়তো টের পে পেতে দেন না। সো এটা আপনারা কিভাবে ব্যবস্থা ব্যবস্থাটা পনাটা মেনেজ করেন এই জায়গাটা।
জি, জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি, জি। <chuckles> হ্যাঁ, অনেক কিছুই আছে। জি, জি, জি। আচ্ছা। আমি যেটা বিশ্বাস করি যে, অ আমরা আসলে কথা বলতে মানে অ্যা কোন সমস্যা হলে সেটা যে, একজন আরেকজনকে আমরা বলতে পারি যে, আমাদের মধ্যে ওই যোগাযোগটা যেন ঠিক থাকে। এটা সবসময় আমি বলি এবং আ দেখা যায় কি এখনকার না যে, আমাদের স্ত্রীরা আছে, বোনেরা আছে বা এরা না অত আগের মত কষ্ট করতে পছন্দ করে না। দেখা যায় যে, বুয়া আসে, বুয়া এসেই এই জিনিসগুলা মানে করে দিচ্ছে যে, পা মনে করেন সে আস শিল পাটা দিয়ে ওই যে, আ রসুন তারপর অন্যান্য জিনিস বেটে যে, জিনিসটা করা সেটা কিন্তু এখন আর করে না মেয়েরা খুব একটা কিন্তু
জ্বি। হু, হু, হুম। <giggles> হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখন তো অবশ্য অনেক কিছু অ মানে হয় কিনতেই পাওয়া যায়। রেডিমেড পাওয়া যায় ওইখান থেকে।
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, আবাঁ মে, মে হ্যাঁ, হ্যাঁ, আবারমি মেশিনও আছে বিভিন্ন ধরনের মেশিন আছে তো
জ্বি, জ্বি।
আমি যেটা চেষ্টা করি যে, ওর সাথে মানে ওর যখন দেখা যায় যে, দেখা যায় অনেক সময় ওর শরীরটা খারাপ লাগতেছে। আমি একটু চেষ্টা করি হাত বাটাই দিতে। আবার দেখা যায় কি যে, ওরও তো কাজ আছে ও দেখা যায় যে, আ বাসাও সামলাচ্ছে, নিজের কাজও করতেছে। তো সবকিছুর মাঝখানে আমি য দেখেন আমি কিন্তু শুধুমাত্র অফিসের জিনিস নিয়েছি চেয়া টেনশন করতেছি বা চিন্তা করতেছি। কিন্তু ওর কিন্তু বাসাও সামলানো লাগতেছে, নিজের কাজও সামলাতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে, সবকিছু কিন্তু এই যে, সুন্দরভাবে বজায় রাখা এটাও কিন্তু আসলে অনেক বড় একটা গুণ আমার কাছে লাগে। তো
হুম, হু, হুম। জ্বি। না, না। এ যেকোনো সময়।